আচ্ছা। এটাই, এ
তো আপনার কি আসলে এমন বন্ধু আছে?
আমি এখন আমার শৈশবের বন্ধু বলতে মানে ওরা তো এখন আমার কাছে নেয়। তবে এখন ভার্সিটি লাইফ এ এসে আমি যার সাথে বা জ যে দু একজনের সাথে ওঠা বসা করি, তো একজনকে বলা যায় খুবই ক্লোজ। যার সাথে এখন আমি আমার সব কথা শেয়ার করতে পারি। সেও আমার মানে একদম অন্তরঙ্গ বন্ধু বলতে পারেন। বুজাম ফ্রেন্ড যেটা, সেও আমার আমিও তার এমন। তো হ্যাঁ, তার সাথেই এখন আপাতত উ আমাদের বন্ধুত্বের সম্পর্কটা আছে। এটাই
উহু। আচ্ছা। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। তো এই বন্ধুত্বের সম্পর্ক নিয়ে কথা বলতে, বলতে আমি আসলে বেশ আ নস্টালজিক হয়ে গিয়েছি এবং আমার এখনই মনে হচ্ছে যে হু, হু।
আসলে মানে সময়টা এই সময়টা যেন খুব দ্রুত চলে গেছে।
একদম, একদম তো আমার এখনো মনে হচ্ছে যদি আবার ফিরে যেতে পারতাম সেই স্কুল জীবনে হয়তো যেই সময়গুলো নষ্ট করেছি সেগুলো নষ্ট না করে আরো অনেক বেশি ভালো করে এনজয় করতাম সময়গুলা আসলে।
জ্বী, জ্বী, জ্বী, একদম খুব বেশি আসলে আমরা নস্টালজিক হয়ে পড়ি আমাদের ওই মুহূর্তের মা ওই সময়ের কথাগুলা মনে পড়লে।
আ আসলে তো হু, হু, হু। একদম, একদম তো অনেক ভালো লাগলো আজকে আপনার সাথে কথা বলে এবং আপনার লাইফ এর বন্ধুত্ব এ বন্ধুত্বের যে অভিজ্ঞতা আপনি বললেন সেগুলো শুনে অনেক ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।
আমারও অ আমারও অনেক ভালো লাগলো। আপনাকেও অনেক ধন্যবাদ। এবং কথা হবে আবার। স
শুভরাত্রি।